হুম, অবশ্যই আপনি একদম ঠিক কথা বলেছেন। তো এটা হচ্ছে
যাই হোক সেখানে মানিয়ে নিতে হবে। আর কেউ হ্যাঁ, মানুষ তাদের কিন্তু খুব হ্যাঁ, অনেক কিন্তু এই মানুষ নিয়ে গবেষণা করতে যেয়ে কিন্তু মারাও গেছে অনেকে, হ্যাঁ? আর ইতিহাসে অনেক গবেষণা করতে যেয়ে কিন্তু জীবন হারাইছে। তো যাইহোক যারা গবেষক তারা কিন্তু জীবন মরণের পরোয়া করে না। এ যেকোনো কষ্ট সহ্য হয়, কষ্ট করে যেকোনো একটা জাতি ভ্রমণে গিয়ে তারা সেখানকার জ্ঞান অর্জন চেষ্টা করে। হ্যাঁ।
হুম হুম। জি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলছেন। হুম। জি। জি। হুম। অবশ্যই আপনি একদম ঠিক কথা বলেছেন।
আসলে কোনটা মানেই হচ্ছে আপনার কোন নৌকায় যেতে হবে, জাহাজে যেতে হবে। অ্যা সে কিন্তু সহজ না কিন্তু হ্যাঁ? এবং বিরূপ একটা প্রকৃতি হয়তো আপনি আ গেলেন আপনি ঠান্ডা দেশের মানুষ গেলেন গরম দেশে। গরমের দেশের মানুষ গেলেন বরফের দেশে। সেখানকার সঙ্গে মানিয়ে নেয়া একটা ব্যাপার হ্যাঁ? এইজন্য ভ্রমণে খুব মানে আশ্চর্যের সঙ্গে একটু কষ্ট সহনীয়তারও দরকার আছে কি বলেন?
হুম, জি। হুম। জি। হুম। জি, হুম। জি। হুম। হুম। হ্যাঁ অবশ্যই আপনি একদম ঠিক কথা বলেছেন। তো এই যে চিন্তার বিষয়ে আপনি একটা গল্প বললে অ্যা আপনার ঘটনা বললেন। তো এখান থেকে আমার একটা একজন পর্যটকের অ্যা গল্প একটা মনে পড়ে গেল। যে তিনি অ্যা তা হচ্ছে তার জীবনে ১ম বার ভারতে অ্যা বেড়াতে গিয়েছিলেন। অ্যা সেটা হচ্ছে কলকাতায়। তো ওখানকার অ্যা ব্যস্ত রাস্তায় উনি হাঁটছিলেন। হঠাৎ করে তার উম পাশ দিয়ে একজন ভিখারী যাচ্ছিল। আ তো অ্যা ভিখারীটা আ দেখে সে উম দেখে যে হাসতেছিল মানে বাচ্চা ভিখারি। তারপর সে একা-একা খেলতেছিল। তখন তার মনে হয়েছিল যে এত কষ্টের মধ্যে মানুষ আসলে অ্যা কীভাবে এত আনন্দে থাকতে পারে? তো সেই ভাবনাটা আসলে তাকে কিন্তু কষ্ট দিয়েছিল। যে মানুষের তো অনেক টাকা-পয়সা আছে। অ্যা অর্থ বিত্ত সম্মান সবকিছুই থাকে। তো ওই বিষয়টা দেখে যে তার তো কোন টাকা-পয়সা নাই। অ্যা তার তো কোনো অ্যা পায়ে পরনে কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই। তো সে আসলে কিভাবে এমন সুখে অ্যা মানে হাসতে, খেলতে খেলে বেড়াচ্ছে এইটা দেখে কিন্তু সে চিন্তায় পড়ে গিয়েছিল। এটা কিন্তু ভাবনার বিষয় থাকে আমাদের অনেক। তো আপনার কাছে আমি আরেকটা
হ্যাঁ, বলেন। হু। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। হুম। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, মধ্যে ২ টা জিনিস মানুষের যদি ঠিক থাকে, ১
বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আপনি ভ্রমণের সময় কিভাবে নতুন জায়গায় প্রকৃতি অথবা ইতিহাস জি, জি।
আ মানে খাবার যদি থাকে একটা মানুষের খাও একটা মানুষের যদি খাবার থাকে মোটামুটি বা একটা খাবার খুব দামি খাবার না। আর তার পরনের কাপড় থাকে আরেকটু মাথা গোজার ঠাই। এই ৩ টে জিনিস হলেই হ্যাঁ? কিন্তু মোটামুটি মানুষ আ মানে এখন ম ম মানে ভালো থাকবে এবং তার মনের আনন্দ ধরে রাখা য মানুষকে বিশাল সম্পদের দরকার হয় না। হ্যাঁ? একটা আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গির কথা আছে যে আ আ মনের সুখই পিরি প্রকৃত সুখ, হ্যাঁ? আ সম্পদের মধ্যে সুখ নেই, মনের সুখেই প্রকৃত সুখ।
হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। <smacks lips> জি। হুম, জি। অবশ্যই আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, হুম।
একটা হাদিস আছে মুসলমানদের একদম খাঁটি কথা। হ্যাঁ? কোনা অনেকে দেখেছেন যে প্রচুর টাকা-পয়সা আছে কিন্তু তারা সুখী হতে পারে না। আমার মনে হয় কি ভ্রমণে গেলে ওই অই মনটা উদার হবে বিভিন্ন পরিবেশ, বিভিন্ন জায়গা অ্যা এখানে কিন্তু বিভিন্ন জিনিস দেখবে তার মনে হয় যে একটা মানসিক একটা অ্যা স্থি স্থিরতা আসবে আমার মনে করি, কি মনে করেন এইটা?
হুম। জি। জি। হু। জি। হুম।